এই যে নতুন একটা প্রজেক্টে কাজ করা শুরু করেছি। তারপরে পা ক্লাসও শুরু হলো কয়দিন আগে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমার আ routine টা খুব আ এলোমেলো হয়ে গেছে। এখন প্রায়ই হচ্ছে ওই উ যে রাত্রে ঘুমাতে, ঘুমাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন কাজ করতে বসছি, তখন মনে হচ্ছে আমি খুব ক্লান্ত। রাতের মধ্যে আবার ঘুমও ঠিকমতো হচ্ছে না। তো ভাবছিলাম যে একটু যদি exercise বা এই ধরনের কোনো কিছু করা যায়। আবার পা যদি আসলে আ আরকি একটা স্বাস্থ্যকর routine যদি follow করতে পারতাম খুব ভালো হতো। কিন্তু এটা যে আসলে আ কোথা থেকে শুরু করব আমি কিছুই বুঝতে পারছি না।
আপনার প্রজেক্টের কাজগুলো কি অনেক রাত পর্যন্ত হয়? নাকি আপনি হচ্ছে গিয়ে অন্য কোনো কারণে রাতে ঘুমাতে পারছেন না তাড়াতাড়ি করে?
আমার মনে হচ্ছে কি, যে প্রজেক্টের কাজ ঠিক রাত পর্যন্ত না। আমি ওই যে আ পড়াশোনা করতে উম যখন বসি তখন অনেক সময় আসলে ব্যয় করে ফেলছি পড়াশোনার ক্ষেত্রে। আবার যখন পড়াশোনার পরে প্রজেক্টটা নিয়ে বসছি, তখন মনে হচ্ছে যে আসলে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো দেখা যায় যে আমি হয়তো দিনের বেলায় আ চাইলে একসঙ্গে যদি একটানা কাজ করে ফেলতাম, তখন হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারতাম। কিন্তু একটানা কাজ করতে গেলে আবার মাথার মধ্যে আসলে অনেক কাজ একসাথে এসে যাচ্ছে। তো উম ঠিকমতো করতে পারছি না। তো এই একটু বিরতি নিয়ে, একটু বিরতি নিয়ে কাজ করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমার আসলে অনেক রাত হয়ে যাচ্ছে। তো কখনো, কখনো ১২ঃ০০ বেজে যায়, ১ঃ০০ বেজে যায়। এবং দিনের মধ্যে যে একটু যে আসলে ব্যায়াম করব বা হাঁটাহাটি করব, এরকমও ঠিক আসলে কোনো সময় বের করে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে routine টা খুব অগোছালো হয়ে গেছে।
হুম, ব্যাপারটা অনেকটাই জটিল। আচ্ছা, আপনি কি হচ্ছে গিয়ে বিকাল অথবা দুপুর টাইমটা কি free পান না নাকি তখনও কোন না কোন কাজে ব্যস্তই থাকছেন?
আচ্ছা আমি বিকালটা মনে হয় free পাই। বিশেষ করে যে বে ক্লাস শেষের পরে কিছু সময় থাকে। কিন্তু ওই একটা কাজ করব, কাজ করব এরকম সবসময় মাথার মধ্যে ঘোরে। তো আমার মনে হয় যে ওই সময়টা না আসলে এই চিন্তাটার জন্যই আমি আসলে ঠিকমতো আ বিশ্রাম নেওয়া বা যদি চিন্তা করি যে একটু power nap নিব তো সেটাও আসলে ঠিক কাজ করে না। ওই যে কাজের চিন্তাটা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এজন্যই ক্লাস করে যখন আসি, তখন মনে হয় যে, বেশ কিছুক্ষণ পরেই কাজ শুরু করব। একটা উত্তেজনা সবসময় কাজ করতে থাকে। তো এইজন্য আসলে আমার মনে হয় যে, খুব বেশি pressure পড়ে যাচ্ছে।
হুম, বিষয়টা অনেকটাই ভাবার। আচ্ছা, আপনি কি কখনো কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করেছেন? যে হচ্ছে গিয়ে আপনার যখন মানসিক চিন্তাগুলো বেড়ে যাচ্ছে, যেমন এখন বলছেন আপনি পড়ালেখা প্লাস প্রজেক্টের কাজ সব মিলিয়ে অনেকটাই আপনি মানসিকভাবে বিষাদের মধ্যে আছেন আরকি। তো এটা কাটিয়ে হ্যা, তো এটা কাটিয়ে ওঠার জন্য আপনি কারো সাথে কথা বলা বা কারো সাথে একটু ঘুরতে যাওয়া অথবা একাই কোথাও ঘুরতে গেলেন বা হাঁটতে গেলেন, এরকম কোন কিছু কি করেছেন?
হুম। হ্যাঁ, বিষাদের মধ্যে আমার না আসলে ঘুরতে যাওয়ার কথা কখনো মনে হয়নি। কারণ ওই যে, আ বলছিলাম যে ব্য কাজের যে চিন্তাটা সবসময় মাথার মধ্যে ঘোরে। বিশেষ করে এই project টা শুরু হওয়ার পরে আর আ যেহেতু পড়াশোনার চাপটাও একটু বেড়ে গেছে। তো আসলে কোথাও বের হলে আমার কাছে মনে হয় যে আসলে আমি পিছিয়ে পড়ছি। তো এই সবসময় কাজের চিন্তাটা মাথার মধ্যে থেকে যাচ্ছে। তো কারো সাথে কথা আসলে বলিনি ওভাবে যে, আসলে কেমন feel করছি বা মনের মধ্যে কেমন লাগছে। তবে অস্বস্তিটা সবসময় হচ্ছে।
হুম, আপনার এই মানসিক অশান্তিতা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। একটু নিজের জন্য সময়টা বের করতে হবে। একটু ১ম দিকে হয়তোবা একটু কম, কম সময় নিজের জন্য বের করলেন। যেমন ধরেন ১ ঘণ্টা বা ০.৫ ঘণ্টা। যখন আপনি কম সময় পেলেন তখন হয়তোবা একটু বই পড়লেন অথবা মানে চিন্তাটা কমানোর জন্য যা করা যায় আরকি। আ তারপর হচ্ছে গিয়ে আপনি যখন চিন্তাটা আপনার কমে আসবে, stress level টা কমে যাবে, তখন দেখা যাবে আপনি আ মানে অনেক তাড়াতাড়ি ঘুমাতে পারছেন আবার সকালবেলা একটু refresh লাগবে, আ কাজগুলো একটু দ্রুত করতে পারবেন। কাজগুলো আবার দ্রুত করলে কিন্তু আবার রাতের বেলা ঐ যে সময়টা ভালো থাকবে। বিকালবেলা থেকে আপনি হচ্ছে
উ হু। আচ্ছা। উ হু। না আমারও মনে হয় যে, আমি যদি আসলে আ একটু চেষ্টা করি আমার কাছে মনে হয় যে ১ ঘন্টা বা দু ঘন্টা কিন্তু আমার বের করা সম্ভব এই যে কাজ আর আ পড়াশোনার মাঝখানে। তবে এ এই সময়টা যদি বের করি, তখন এ যে কোন একটা ব্যায়াম করলাম বা আসলে মানসিক শান্তির জন্য কি ধরনের কি করা যেতে পারে সেটাই আর কি জানতে চাচ্ছি।
আপনি একটু ছোট করে হোক, যেভাবেই হোক একটু সময়টা বের করাটা আপনার উচিত। যেহেতু আপনি বললেন যে আপনার হচ্ছে ২ ঘণ্টার মতো সময়টা থাকছে। তো, আপনি তখন একটু চিন্তাটা কম করে একটু ধরেন আপনি আ ব্যায়াম করলেন অথবা আপনি হচ্ছে গিয়ে আ বই পড়লেন বা অন্য কারো সাথে একটু গল্প করলেন আ অথবা হচ্ছে আপনার যেগুলো করতে ভালো লাগে, যেমন ধরেন অনেকের মাছ পালতে ভালো লাগে, তো মাছদের সময় দিলেন বা গাছ-গাছালি অনেকের পালতে ভালো লাগে তো ওগুলোকে সময় দিলেন। আ যেগুলো করতে ভালো লাগে। অনেকের গান শুনতে ভালো লাগে, তো আপনি গান শুনতে পারেন, যাতে করে আপনার ওই আ পড়ালেখা বা কাজের প্রতি মনোযোগটা না যায় আরকি। একদম নিজের করে কিছুটা সময় বের করে নিলেন।
হুম। আচ্ছা। হু, হু। হু, হুম। না এটা আপনি ঠিকই বলেছেন যে আসলে গান শুনতে আমারও ভালো লাগে। কিন্তু আমি আসলে এ সময়ের কথা চিন্তা করে এতদিন গান শুনিনি বা এই যে কোথাও ঘুরতেও যাইনি। তবে আ যদি আসলে এরকম কিছু শুরু করি তখন আমার কাছে মনে হয় যে, এই যে আশেপাশে ঐ আ পড়াশোনার বই-খাতা দেখলে মাঝে, মাঝে মনে হয় যে, না পড়াশোনাও বাকি আছে। আবার কাজের কথা তো সবসময় মাথায় ঘোরে। কাজের আ যেসকল আ কাজের report বা যা কিছু আছে তো ওগুলো সবসময় দেখতে হয়। তো আমার কাছে মনে হয় যে এসব দেখলেই কিন্তু আমার ওই অস্থিরতাটা কাজ করা শুরু করে যে, আমাকে কাজ করতে হবে বা আমার কাজটা এখনও বাকি আছে। বা পড়ার ক্ষেত্রে যখন মনে হয় যে আচ্ছা এই পড়াটা এখন করে ফেলতে হবে। তো আমার কাছে মনে হয় যে এগুলো দেখলেই কিন্তু আমার ওই যে মানসিক শান্তিটা চলে যায়।
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আচ্ছা, আপনি কি এমন আ আগেও কি এমন ছিল যে আপনি মানসিক চিন্তা বেশি করতেন? আ আপনার পছন্দের কাজগুলো কম করতেন, নাকি আগে পছন্দের কাজগুলো ঠিকই করতেন কিন্তু এখন ওই যে pressure এর কারণে
না, না আগে আমি পছন্দের কাজের পিছনে কিন্তু সময় দিতাম। বিশেষ করে এই যে আ বিকাল করে একটু হাঁটতে যেতাম, তখন কিন্তু আমার মনটা বেশ ভালো লাগতো এবং আ আমার কাছে অ্যা এই হাঁটার পরে দেখা যেত যে আমি এসে কাজ করতে বা পড়তে কিন্তু তখন বেশ আ সময় পেতাম এবং আমার আ বেশ একটা মানসিক আ প্রশান্তি থাকতো সব সময় যে, "আচ্ছা হেঁটে এসেছি শরীরটাও একটু ভালো লাগছে এবং মনটাও ভালো লাগছে।" তবে এই যে ন্য নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করেছি, তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এব এই প্রজেক্টের আসলে চাপটা আমার জন্য খুব বেশি হয়ে যাচ্ছে। তো তাতে করে আমি না আসলে আর রুটিনটা ঠিক রাখতে পারছি না।
আপনি চাইলে প্রজেক্টের জন্য একটু আলাদা সময় বের করে মানে routine -টা বানিয়ে নিতে এই টাইমটাই "একদম specific আমি এই প্রজেক্টকে সময় দিবো, এর বেশি দিবো না।" তাহলে দেখা যাবে যে হচ্ছে গিয়ে আপনি চিন্তাটাও কমে গেছে যে, যা চিন্তা আছে আ বা যা কাজ আছে ওটুক টাইমেই just ওই প্রজেক্টকে দিবেন। বাকিই আপনার যতটুক সময় আছে, বাকি অন্যান্য যা কাজ, মানি আপনি আগে যেভাবে সময়টা কাটাতেন আরকি। আপনি তখন চিন্তা করবেন যে আগেও তো আমার সময় যাইতো। আ হয়তোবা তখন একটু আপনি free সময়টা বেশি পেতেন। ওই free টা সময়টা এখন প্রজেক্ট করছেন। এভাবে mind সমস্যা হচ্ছে গিয়ে এখন
হুম। <clicks tongue> আচ্ছা। হুম। উম হু। এই যে নির্দিষ্ট সময় ঠিক করার কথা বললেন, আমার কাছে মনে হয় যে আসলে আমি এটা করতে পারবো। কারণ আমি যদি আসলে মাত্র ৫ ঘণ্টা বা ৬ ঘণ্টা প্রজেক্টের জন্য রেখে দেই আ সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে বাকি সময়টা আমি যদি নিজে থেকে আর কাজ না করি, তখন মনে হয় আসলে চিন্তাটা কমানো সম্ভব হবে। তবে আমার কি কারো আসলে support বা পরিবারের কারো সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলার উচিত? নাকি এটা আসলে নিজের মধ্যেই রাখবো?
হু। হুম। হ্যাঁ। হ্যাঁ, আপনি অবশ্যই কাওকে সাথে তো share করলে আপনার মনটাও হালকা হবে, তারাও আপনাকে সাহায্য করতে পারবে। যে এই, এই সময়টা তুমি এই, এই কাজ করো। বা তারা এসে আপনার সাথে একটু গল্প করতে পারবে বা আপনার free time টা তারা জানতে পারবে। হয়তো তাদের সাথে একটু ঘুরে আসলেন, একটু কথা বললেন। কথা বললেও কিন্তু অনেকটা সময় আমাদের free লাগে, মানসিক শান্তিটা বাড়ে। আর
হুম। আচ্ছা। হুম।
মানি হচ্ছে গিয়ে উ শান্তিতে থাকা যায় আরকি সব মিলিয়ে। তো আপনি চাইলে এটা করতে পারেন। আপনি যেহেতু বললেন যে আপনার free সময়টাও আছে, আপনি চাইলেই আপনি নিজের জন্য সময়টা দিতে পারেন। আর হচ্ছে গিয়ে
ঠিক বলেছেন। হু, হু। তবে আ এইরকম free সময়ে এই যে আপনি যেটা বলছিলেন যে একটু হাঁটাহাঁটি করা, গাছগাছালি দেখা। তো এইটা আসলে যদি আমি প্রতিদিন করতে চাই, তো এটা কি আসলে কোনো উপায়ের মাধ্যমে ধরেন আ ব্যায়াম করার মতো যেমন মানুষ প্রতিদিন ব্যায়াম করে যারা আসলে খুব ও মনোযোগ দিয়ে ব্যায়াম করে। তো আমি কি আসলে এরকম কোনোভাবে এটা করতে পারবো?
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আপনি চাইলে একেকদিন একেক কাজ করতে পারেন। পরে দেখতে পারেন যে আপনার কোনটাই বেশি হচ্ছে গিয়ে ভালো লাগছে। তারপরে হয়তোবা আপনি সেটাই সাপ্তাহ ভিত্তিতে একটু বেশি করে করলেন। আর যেটা একটু
আচ্ছা। আমার ভালো লাগা বলতে, আমি যেটা উম খেয়াল করে দেখেছি যে উম যখন খুব বেশি একঘেয়ে লেগে যায়, তখন কিন্তু আমি আ বিভিন্ন রকম গান শোনার চেষ্টা করি। তো আমার কাছে এই যে soft কিছু music শুনলে মনে হয় যে না, মনটা হচ্ছে বেশ ভালো লাগছে বা একটু নিজের কাছেই একটু relax feel হয়। তো ওইটা চেষ্টা করি। আর অ হাঁটাহাঁটিও খুব ভালো লাগে। বিশেষ করে যদি একটু আ বাগানের মধ্যে দিয়ে হাঁটি, একটু park এর মধ্যে দিয়ে হাঁটি। তখন কিন্তু ওই যে গাছপালা দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু অ প্রতিদিন একই সময়ে যে আসলে এইটা আমি এখনো চেষ্টা করে দেখিনি।
হ্যাঁ। আপনি চাইলে ২টা কাজই কিন্তু একসাথে করতে পারেন। মানে গানও শুনলেন আবার হাঁটলেনও। তাহলে আপনার স্বাস্থ্যও ঠিক থাকলো আবার মানসিক দিক দিয়েও ঠিক থাকবেন। হ্যাঁ, সময়টা একটু প্রতিদিন একসময় থাকা possible না। কারণ হচ্ছে গিয়ে আমাদের একেক সময় একেক কাজ পড়ে যায়। তো চেষ্টা করবেন যে অ্যা যেকোনো মানে দিনের যেকোনো সময় আপনার ১ ঘণ্টা করে হলেও অ্যা যাতে করে আপনি কাজটা করেন, আপনার পছন্দের যে কাজটা সেটা যেন করেন।
হুম। আচ্ছা। হুম, হু। এটা ঠিক বলেছেন। তবে আমি যদি এই যে আব এই প্রতিদিন হা একটু হাঁটা এবং গান শুনতে, শুনতে হাঁটাটা শুরু করতে চাই। তো এখন তো আসলে routine টা খুব অ্যা এলোমেলো হয়ে গেছে। তো আগে থেকে কি কোনো রকম কোনো প্রস্তুতির আমার দরকার হবে? যাতে করে আসলে আমার কাজের মধ্যে আসলে এই সময়টা না চলে আসে বা আমার যেন মনে না হয় যে আমি আসলে সময়টা নষ্ট করছি।
হ্যাঁ, হ্যাঁ। আপনি আগের দিন যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে তো আমরা অনেক কিছুই করি। তো তার মধ্যে আপনি তার পরের দিনের routine টাও set করে নিতে পারেন যাতে করে আপনার পরের দিন আর নতুন করে শুরু করতে না হয়। আর আপনি যখন কোনো কিছু লিখবেন বা পড়বেন বা ভাববেন তখন আপনি দেখবেন যে আপনি automatic এভাবেই ঘুম চলে আসতেছে। মানে আপনার লিখছেন যেহেতু mind টা অন্যান্য চিন্তায় না গিয়ে আপনার লেখার মধ্যেই থাকলো আরকি। আপনি চাইলে এটা করে দে
হুম। আচ্ছা। হুম। কিন্তু এই যে অ্যা ঘুমানোর আগে এরকম লেখা এখন তো আসলে ঘুমাতেই খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে। যেহেতু অনেক রাত্রে ঘুমাতে যাচ্ছি। তো আসলে এরকম লেখালেখি করলে ঘুমের আগে এটা কি কাজে দিবে?
আমি আশা করি লেখা লেখি করা অথবা বই পড় আপনি যদি বই পড়েন তাহলে হচ্ছে গিয়ে আপনার একটু ঝিমুনি ভাবটা চলে আসবে। আর আস্তে ধীরে আপনি ঘুমাতেও আপনার সাহায্য করবে।
হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। আপনার এই অ্যা tips গুলো আসলে আমি এখন কাজে লাগিয়ে দেখবো। যে প্রতিদিন একটু করে হাঁটাহাঁটি করলে, আ এই যে গান শুনতে, শুনতে হাঁটলাম। তো আমি চেষ্টা করব যে আসলে একটা নির্দিষ্ট সময় ধরে কাজের pressure টা কম চিন্তা করে এই অ routine গুলো follow করার। ধন্যবাদ আসলে এই তথ্যগুলো দেওয়ার জন্য আমাকে।
আপনাকেও ধন্যবাদ। আমার তথ্যগুলো দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারার কারণে। আমি নিজেও অনেক খুশি।